হ্যাঁ এখন বলা যায় যে, আমি একটু সময় নিয়ে স্বাদ বুঝে, নিজেই রান্না করি তো নিজে রান্নার টেস্টেটাও বোঝার চেষ্টা করি এটা একটা থাকে আর, দেখা যায় যে আ ওই যে স্বাদ বুঝে সময় নিয়ে একটু খাওয়ার চেষ্টা করি। আ সেক্ষেত্রে দেখা যায় কি যে, খাবারটাও ওই যে চিবন চিবাচ্ছি কেমনে? বা থাকে না যে, আ আসলে সবকিছু একটু ভালোভাবে টেস্ট করার যে বিষয়টা সেটা আসলে এখন চেষ্টা করা হয়। কারণ এখন তাড়াহুড়োটা খুবই কম করি। আম সেক্ষেত্রে যেন টাইমটা ঠিকঠাকভাবে হয় সেদিকে খেয়াল রেখেই আসলে খাওয়ার চেষ্টা করি।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হুম। হুম। হুম। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা খুব ভালো। আপনি আ আপনার মাছ খেতে, খেতে পারতেন না। <chuckles> কাট কাটা আটকে যেত গলায়। এটা কি এখনো আছে? নাকি আপনি চেঞ্জ করতে পেরেছেন? <smacks lips>
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ একদম। আ এখন চেঞ্জ করতে পেরেছি। মাছ তো অবশ্যই বেছে খেতে পারি, খাওয়াটাও হয়। ছোট মাছটা পছন্দ কিন্তু বড় মাছের ক্ষেত্রে এখনো বলা যায় যে কিছু, কিছু মাছের টেস্ট আসলে ভালো লাগে না। আ এটা বলবো কি, যে আসলে, আ থাকে না? যে ওই যে, হোস্টেলে অনেকদিন থেকেছি সেক্ষেত্রে রান্নাবান্নার যে সে মানে স্মেলগুলো আসত, গন্ধগুলো আসত সেগুলো খুব একটা ভালো লাগত না। সেখান থেকেই বলা যায় যে, মাছের উপর একটা অনীহা চলে এসেছে আরো বেশি। এমনিতেই তো আগে ছিল যেটা ছিল 50% এখন হয়েছে 80%। সো দেখা গিয়েছে যে খুবই কম মাছ খাওয়া হয়। বাট সেক্ষেত্রে ওই যে ছোট মাছটা খুব সুন্দর খাওয়া হয় বলা যায়।
হুম। আচ্ছা। ওহ। <laughs> হুম, হু। হুম। হু। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। <laughs> আহ! আচ্ছা। আচ্ছা, আচ্ছা তাও ভালো।
ওই যে তবে বলছিলাম যে, আ মা বলে যে "এখন খেয়ে আর কি হবে? ছোটবেলায় তো খে খেতি না। তো স্বাভাবিকভাবে খেলে হয়তো বা এই চোখের সমস্যাটা হত না।" মানে এটা এখনো শুনতে হয় আরকি।
হু। হু, হু, হু, হু। হ্যাঁ। আচ্ছা। <chuckles> আসলে শুনতে হয় যে, এটা দুঃখজনক ব্যাপার কিন্তু কিছু করার নেই। এক বয়সে তো শিখেছেন। আ শিখতে পারাটাই আসলে মানে ইম্পোর্টেন্ট এখানে। <smacks lips> আচ্ছা আ আরেকটা ব্যাপার যেটা মাইন্ডফুলি টি নিয়ে আপনার কাছে জানতে চাচ্ছিলাম। অনেক সময় হয় না? স্ট্রেস এ থাকলে আ আমরা হচ্ছে অনেক কিছু খেয়ে ফেলতে পারি বা আমাদের অনেক কিছু খেতে ইচ্ছা করে। তখন কি আপনার মনে হয় মাইন্ডফুল ইটিং টা ম মেইনটেইন করা সম্ভব। আপনার কি মানে স্ট্রেস ইটিং এ কোন অ অভ্যাস আছে?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। হ্যাঁ। একদম, একদম, একদম। হ্যাঁ।